আ হ্যা, ভাই। ত আপনি কিছু বলেন না? আসলে সব ঘ সবই যে আসলে আ এই কেন্দ্রিক হতে হবে এমন তো কোন কথা নাই, তাই না? ব্যাপারটা হল এটা।
আচ্ছা। হ্যা, আ হ্যা, সে সেটা তো অবশ্যই। আমরা যেরকম করবো, সেরকমই।
জ্বি।
তো আমার কাছে সবচেয়ে আশাজনক ব্যাপার হল প্রেমের
জ্বি।
বিভিন্ন রূপ।
আহা, বিভিন্ন স
বিশাল বৈচিত্র্যও আছে। উহ
যেমন
যেমন ধরেন যে কখনো রোমান্টিক হয়, আবার কখনো হয় না। আ তারপর দেখা যাচ্ছে যে পরিবারের প্রেমও আছে, বন্ধুত্বের প্রেমও আছে, দেশ প্রেমও আছে। এমনকি কোন কাজের প্রতি পরে কাজের প্রতিও প্রেম আছে। আবার ওই এর উপরে রাগও আছে।
আ হ্যা। হু, হুম। উম জ্বি। আ হ্যা। <chuckles> আচ্ছা, তো যেটা আছে সেটাই বলে ফেলেন ভাই, শুনি।
<chuckles> হ্যা, আ এই সকল প্রেমের মধ্যে গভীর সংযোগ, ত্যাগ, আত্মত্যাগ, অনুভূতি উ
হুম, হুম, আত্মত্যাগ। ভালো বলছেন। আত্মত্যাগ জিনিসটা খুবই মানে প্রেম যদি আসলে আপনার করতে হয়, তাহলে আত্মত্যাগ ব্যাপারটা আসলে আপনার থাকাটা বাঞ্ছনীয়। বা আ আপনি যখন আসলে একজনকে কা ভালোবাস ভালোবাসবেন, তখন আপনার আত্ম যে ব্যাপারটা বা নিজেকে যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে আপনার গুরুত্ব অনেকটাই কমে যায় বলে আমি মনে করি ভাই। এটা একটা আশ্চর্য ব্যাপার। যেমন আপনার যে self respect এর যে ব্যাপারটা, সেটা থাকে না বললেই চলে ভাই।
হ্যা। হ্যা, সেটা তো অবশ্যই। হুম, অবশ্যই, অবশ্যই। হ্যা। সেজন্য ভাই আমার ৬ বছরের relation আমি টিকাইতে পারি নাই।
উব জ্বি।

হ্যাঁ, সেটাই ভাই।
বিয়ের পর স্ত্রীর সাথে প্রেম এক এবং হচ্ছে পিতা-মাতার সাথে প্রেম। এ এই পৃথিবীতে মানায়।
উ জ্বি। তবে আপনার বিয়ের আগের প্রেম আর আসলে বিয়ের পরের প্রেমের ভিতর আকাশ-পাতাল পার্থক্যের যে, ব্যাপারটা আছে, এটাও তো আসলে উব আ আপনি অমত পোষণ করতে পারবেন না বলে আমার কাছে ধারণা আরকি। তাই না ভাই?
হ্যাঁ। সেটা তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বোঝা দরকার। হ্যাঁ, সেটা অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। কারণ
কারণ বিয়ের আগে একটা ব্যাপার আর বিয়ের পরে আরেকটা ব্যাপার, এটা হলো আমার কাছে মনে হয়। তবে হ্যাঁ, প্রেম জিনিসটা আসলেই স আ অনেক ভালো একটা জিনিস, যদি এটা ভালো দিকে যায় আরকি।
উ বিয়ের পরে আরেকটা ব্যাপার। ভালো, হ্যাঁ, সেটা যদি ভালো মানুষের সাথে হয় হয় এবং ভুল মানুষের সাথে যেন না হয়।
একদম ভাই, সেটাই আরকি বলছিলাম।
তাহলেই প্রেম সুন্দর।
এখানে ভালো খারাপের ব্যাপার তো একটা চলেই আসে। ক্লিয়ার করে বলেন।
হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ।
তো যাই হোক এটা নিয়ে তো আসলে আ বলার শেষ নাই। তবে প্রেমের ভিতরে আশ্চর্য ব্যাপার হলো যে, আ প্রেম মানুষের সাথে যখন তখন হয়ে যায়। যেমন ধরেন বাসেও হয়ে যেতে পারে। আ রাস্তায়ও হয়ে যেতে পারে আবার আ আপনি স্কুলে পড়ছেন তো সেখানেও হয়ে যেতে পারে। প্রেমের আসলে এ এইযে আশ্চর্য একটা ব্যাপার যে, মানে কখন যে, কোথায় কাকে ভালো লেগে যায় ভাই এটা বলা যায় না। মানে ইন্টারনেট থেকেও হয়ে যেতে পারে।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। অবশ্যই প্রেমের কোনো প্রেমের কোনো সময় নাই, বয়স নাই, স্থান নাই, হ হয়ে যেতেই পারে।
একদম ভাই। সেটাই আরকি আমার কাছে সবথেকে বড় আশ্চর্যর ঘটনা আরকি যে, এই জিনিসটা যে, একটা মানুষকে ভালো লেগে যাওয়ার যে, ব্যাপারটা, এটা কিভাবে যে, কাজ করে আর কখন যে, কোথায় ভালো লেগে যায়? সেটা আসলে কেউই বলতে পারে না।